এপেল পেয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক। তবে আ আপনে যেরকম bitter memory আছে, আমার হচ্ছে sweet memory আছে। তো আমি আমার বয়ফ্রেন্ড এর সাথে ১০ বছর রিলেশনশিপ আমাদের। আ তো
<laughs> হুম। হুম। বাহ্‌! হুম। ও চমৎকার!
<giggles> জ্বি, ও ওর সাথে আমাদের কয়েকটা স্পট আছে যেখানে আমার সবসময় যেতাম আগে। তো ওই স্পটটা বন্ধ হয়ে গেছিল। তো এক সিটি নামের একটা জায়গা ছিল, ছোট। তো তখন আমি ফার্স্ট, ফার্স্ট রিলেশনশিপ শুরু করি। আমরা hang out করতে পারতাম না তেমন একটা আর ও তো আ ঢাকার বাইরে থাকে তো। তো ঢা শিখেছিল ছোট পিচ্চি ছিল। ও স্কুলে পড়ত, আমিও স্কুলে পড়তাম। যে কিভাবে আসে ঢাকায় দেখা করতে? তো ঐখানে যে আমরা খাওয়া-দাওয়া খেতাম যেরকম সিপি'র বার্গার ছিল, চিকেন ছিল। তো অনেক মজা ছিল। য যখন বন্ধ হয়ে যায় আমরা বড় হই একটু, ও তো বন্ধ হয়ে গেলে আমাদের খুবলি স্যাড হয়ে গেছি যে আ আমাদের স্পটটা বন্ধ হয়ে গেছে। আমার সবসময় মানে ওখান থেকে আমরা hang out করা শুরু করেছি বা ওখান থেকেই শিখেছি আর একে অপরের সাথে কিভাবে লুকিয়ে, লুকিয়ে দেখা করব বা রেস্টুরেন্ট এ একসাথে হাত ধরতে পারবো কিস তো হ্যাঁ এইসব জিনিস বা ওইসব সময় খুবই মিস করি। এই খাবারের কথা বলতে, বলতে কত কিছুই বলা যায়, কত মেমোরিজ বা কত মানে nostalgia আছে ছোটবেলার গল্প সবকিছু মিলিয়েই। তবে যাই হোক, আপুর সাথে তো খাবারের না হয় কথা বলতে, বলতে একটু ক্ষিধা পেয়েছে।
<chuckles> হুম। আচ্ছা। হু। আচ্ছা, হু, হু। হুম। হুম আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা। হুম। হুম আচ্ছা। হুম। <chuckles> হ্যাঁ। হুম, আচ্ছা। <chuckles> হুম। হুম। হুম, খুবই সুইট। হুম। <chuckles> একদম <chuckles> আসলেই। হুম। <laughs> হ্যাঁ। না একদম। আর আ আশা করি আপুর সাথে না কথা বলে প্রতিবারের মত এবার চমৎকার লাগলো। আশা করি সামনে এভাবে আমাদের গল্প হতে থাকবে, আড্ডা হতে থাকবে। তো আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে, বেশি আর দেরি করব না। আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সামনে আবার কথা হবে।
হ্যাঁ অনেক, অ আচ্ছা। ইনশাল্লাহ। শুভরাত্রি আপু। ইনশাআল্লাহ আরো দেখা হবে, আরও গল্প হবে। লাইফ নিয়ে গল্প করতে আপনার সাথে অনেক মজাই লাগে। তো ধন্যবাদ সময়ের জন্য।
জ্বি। অ অবশ্যই। <chuckles> জ্বি। জ্বী, ধন্যবাদ আপু গুড নাইট।
গুড নাইট।